হ্যাঁ, দেখুন আ প্রতিক্রিয়া দেওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু বেশ সহজলভ্য। যে আসলে আ কমেন্টের যে ব্যাপারটা বা সোশ্যাল মিডিয়া কেন্দ্রিক সেটা কিন্তু খুব সহজেই কিন্তু একে অপরের যে প্রতিক্রিয়াটা সেটা কিন্তু খুব সহজেই রাগ হোক, দুঃখ হোক বা যেটাই হোক না কেন, খুব সহজেই কিন্তু দিতে পারে। তো সে জায়গায় কিন্তু আমি আটকাতে পারি। তো সেই জায়গা থেকে আমি চিন্তা করি, যে যখন আসলে কেউ আমাকে এই ধরনের কোন একটি প্রতিক্রিয়া দিচ্ছে বা নেতিবাচক হচ্ছে সেটা তখন আমি কি করছি, যে সেটা কিন্তু আসলে আগে আসলে রাগ বা দুঃখ আসলে না দেখিয়ে আমি কিন্তু ১ম ত সময় দিচ্ছি যে তার আসলে প্রেক্ষাপটটা কী? বা সে আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আসলে আমাকে এটা আসলে বলার চেষ্টা করেছে। তো এই ব্যাপারগুলোই ১ম ত একদম।
হুম। একদম। হুম, উহু। হু। আচ্ছা। হুম। তার পরিস্থিতিটা বোঝার চেষ্টা করে করেন আপনি। বাহ! আ, আ আ ক কখন আসলে ১ম নেগেটিভ কমেন্ট পেয়েছেন? মনে পড়ে কি? মানে বা তখন অনু অনুভূতিটা কেমন হয়েছিল মানসিকভাবে?
একদমই। হ্যাঁ, দেখুন এটা নিয়ে কিন্তু আসলে একটা সময় কি হতো, যখন আসলে প্রথম, ১ম হা, হা রিঅ্যাক্ট যেটা, সেটা যখন এসেছে ফেসবুকে, দেখা যেত সেটার ব্যবহার কিন্তু সবচাইতে বেশি বলব যে আসলে বন্ধুদের মধ্যে আসলে হয়েছে। <chuckles> তো একদম আসলে দেখা যেত যে আমি অ্যা কোন একটি ছবি পোস্ট করছি। কোন না কোন বন্ধু সেটাতে হা, হা ৪ টা থেকে ৫ টা দিয়েছে। তো এটা দেখে একদম মানে রাগে আসলে গড়গড় করে উঠত গোটা শরীর। তখন আসলে সুন্দর করে সেই কমেন্টটাকে স্ক্রিনশট মারতাম। মারার পরে সুন্দর করে আমরা আবার ডে দিতাম সেটার পাশেই, যে এ এটা হচ্ছে ব্যা ব্যা এহ, <chuckles> পাবনা থেকে ছাড়া পেয়েছে, এমন এক পাগল আমাকে কমেন্ট করেছে। তো এইরকমভাবে আসলে <chuckles> তো এটা কিন্তু করা হতো। তো দেখা যেত যে আসলে ঐ যে ব্যাপারগুলো সেটা কিন্তু কিছুটা সামলানো বলব যে আসলে বন্ধুদের ক্ষেত্রে বেশ কঠিন হয়ে যেত।
<chuckles> হ্যাঁ, একদম। ব হু, একদম হুম একদম। <chuckles> আচ্ছা। <laughs> আচ্ছা। ও, হুম। উ <laughs> এটা মজা ছিল। হু, হু, হু। বাহ!